এই ক্ষেত্রে হু, হু। তো এই ক্ষেত্রে যেটা হয় যে, তখন আমার কিছু পছন্দের গান দিয়ে আসলে বানানো রয়েছে, সেখানে আসলে সব ধরণের গানই থাকে। মানে আমি কোন একটা গানে আসলে থাকতে চাই না। মনে করুন যে একটা দুঃখের গান আছে মানে একটা দুঃখের গান আছে। এরপরে হয়তো একটা গান রয়েছে, যেটা আসলে আপনাকে প্রাণের মধ্যে আসলে একটা আ বলা যায় যে, আলাদা একটা চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি নিজেকে আসলে টকবকে তরুণের যে বিষয়টা, সেটাকে আসলে ফুটিয়ে তোলে এবং সেইটা মানে হু, হু।
একদম। মানে আ সব ধরনের গান মিক্সড থাকে। বুঝতে পেরেছি। হু, বুঝতে পেরেছি। আচ্ছা, এমন কখনো কি আপনার হয়েছে? মানে এ সরি! আপনাকে একটু থামিয়ে জিজ্ঞেস করি, খুব জানতে ইচ্ছে করছে। যে এমন কখনো কি হয়েছে? যে ধরুন, আপনি কোন একটা মন খারাপ করা গান শুনছেন বা কোন একটা গান শুনে আপনার মনটা খারাপ হয়ে গেছে এবং প্লেলিস্ট এ এরপরেই ধরুন কোনো একটা গান শুরু হলো, হয়তো সেটা মন ভালো করা গান কিংবা ডিস্কো টাইপের কোন গান, যেটা শুনে সাথে, সাথে আপনার মনটা ভালো হয়ে গিয়েছে?
হু। না, না, না কোন সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা না, আপনাকে আমি মাত্র বলতে যাচ্ছিলাম। তার আগে আপনি জিজ্ঞেস করে ফেললেন। এই যে আপনাকে যেহেতু আসলে বললাম যে, আমার সব গানই আসলে থাকে তো এরকম হয়েছে যে, প্রচন্ড মন খারাপ যে বাড়িতে চলে যাব। একদম ভালো লাগছে না, হ্যাঁ? মোটামুটি কান্না করে দিব, দিব একটা অবস্থা। মানে এই অবস্থায় এসে তখন হঠাৎ করে এছে এরকম কিছু গান আছে যেমন, আ বলা যায় যে, 'আফগান জেলেবি' তারপরে হচ্ছে 'Aa Re Pritam Pyaare' কিংবা হচ্ছে 'Laila Main Laila' এই গানগুলো আসলে যখন শুনি, তখন অ আনমনে আসলে নাচার মতো একটা মনোভাব চলে আসে। তখন আসলে বলা যায় যে একদম, একদম।
<laughs> হুম, হুম। আচ্ছা। জি, জি। <laughs> একদম এই যে ক্লাসিক্যাল যে গানগুলা আছে, একটা পার্টি মুড এ নিয়ে চলে আসে।
মানে ও হঠাৎ করে আমি মানে, একটু আগে আমার কান্না করার কথা ছিল। আমি সেই জায়গায় উঠে নাচতেছি। মানে এটা মাঝে মধ্যে আমার নিজের কাছে আসলে অবাক লাগে।
<laughs>